আচ্ছা, শুনে ভালো লাগলো। তবে কি আমার না খুব ভেলপুরি খেতে ইচ্ছা করছে এবং চিন্তা করছিলাম যে, এই সকাল, সকাল কোথায় ভেলপুরি পাওয়া যায়
আচ্ছা।
আমার এলাকায় কোথাও অবশ্য এত সকালে ভেলপুরি বসে না। Usually বিকালে বা সন্ধ্যার দিকে বসে। আমার খুব পছন্দের একটা জায়গা আছে ভেলপুরির এবং সেই মামাও বসেন সন্ধ্যার পরে। <chuckles>
আ আচ্ছা। আচ্ছা, আচ্ছা। না, আমি যে, এলাকাতে থাকি, এই এলা এলাকার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে, এই এলাকার খুব কাছেই নদীর পার। তো সেইখানে মামারা ২৪ ঘণ্টাই বেলপুরি নিয়ে বসে থাকে, কেউ চাক আর না চাক।
<chuckles> জি, জি। হুম, হুম। আচ্ছা। বাহ! আপনার তো নদীর কথা শুনে আমার মনে হলো যে, খুব সুন্দর একটা এলাকায় থাকেন।
হ্যাঁ, খুব সুন্দর একটা এলাকায় থাকি। তো যাক এই এলাকাটায় থাকার কারণেই এই benefits গুলা আমি পাচ্ছি, এই সুযোগ-সুবিধাগুলা আমি পাচ্ছি। তো যেটা হয়তো আর ৮-১০ টা মানুষ পায় না। এইটা মাঝে, মাঝে, আমার ভালো লাগে। হ্যাঁ।
আ হুম, হুম। আচ্ছা। <chuckles> এইযে, যেমন আমারই, আমার কিন্তু খুব উল্টাপাল্টা সময়, উল্টাপাল্টা জিনিস খেতে ইচ্ছা করে। যেমন আমার এইযে, ভেলপুরি খাওয়ার কথা যে, বললাম, আমার মাঝরাত থেকে খুব মনে হচ্ছে যে, আমার ভেলপুরি খেতে হবে। মাঝে, মাঝে এরকম cravings উঠে যে মনে হচ্ছে না এখন ভেলপুরি না খেলে আমার জীবন শেষ হয়ে যাবে। <chuckles>
হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। <chuckles> না, এটা ঠিক বলেছেন। আমি যখন school life-এ ছিলাম বুঝছেন, তখন হচ্ছে আমি just মানে চিন্তা করতাম যে, আমার কখন class-টা শেষ হবে, আর school-এর gate-এর বাইরে গিয়েই কখন বেলপুরিরির plate-টা আমি হাতে নিব। মানে আমি শুধু ওই সময়টুকু wait করতাম। ওই সময়টুকু duration কিন্তু ছিল 6 hours। আমি ৬ ঘণ্টা ধরে wait করতাম ওই ৫ মিনিটের একটা মানে খাবারের স্বাদ অনুভব করার জন্য। মানে এতটাই obsessed ছিলাম, হ্যাঁ।
উ জি, জি। হুম, হুম। <chuckles> <chuckles> হুম, হুম। হ্যাঁ, এইটাই দেখেন যে, এই ৫ মিনিটের খাবার হোক, ২ মিনিটের হোক, এইযে, কিছু, কিছু, খাবার আছে যেগুলা আমি মনে করি যে, আমাদের দিনটাকে একদম সেরা করে তোলে।
হ্যা। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আমার কাছে কেনো জানি ফু ফুচকার চেয়ে বেলপুরিটায় বেশি ভালো লাগে। কিন্তু আমি maximum মানুষজনদেরকে দেখেছি তারা কেনো জানি ফুচকাটার দিকে বেশি ঝুঁকে।
আচ্ছা, আমার কিন্তু ছোট ফুচকা বলেন বা ভেলপুরি বলেন বা পানিপুরি সবই ভালো লাগে। যদি যে, মানুষটা বানাচ্ছেন তিনি জানেন যে, কিভাবে বানাতে হয় ঠিকঠাক মতো। তো সেক্ষেত্রে দেখা যায় যে, ভেলপুরি জিনিসটা আমার বেশ কিছুদিন ধরে, মানে ছোটবেলায় খুব ভালো লাগতো। স্কুলের বাইরে মামা বসতেন। তিনি খুব মজা করে ঝাল, ঝাল, করে বানাতেন। আমার ঝালটা আবার বেশি পছন্দ। আর আমার কাছে মনে হয় যেন যে, ভেলপুরি বা ফুচকা যেটাই খাই না কেনো ওটার টকটা বেশি matter করে। টকটা যদি ভালো হয় তাহলে ওটার স্বাদটা একদম ভালো করে দেয়। তো বেশ কিছুদিন ধরে আমি ভালো ভেলপুরি পাচ্ছিলাম না। তবে এই ১-১.৫ বছর আগে আমি একটা ভেলপুরির মামা পেয়েছি যিনি খুবই perfectly ভেলপুরি যেটা বলে বানায়। তো এটার পর একদম মনের মতো। সা তার টক বলেন বা ওই পিউরিটা বলেন বা ভেলপুরির texture সবকিছু একদম perfect হয়। তো এটার ফ ফলে যেটা হইসে যে, আমার এখন ফুচকা-টুচকা সবকিছু বাদ। আমার এখন সারাদিন মাথায় ভেলপুরি ঘোরে
হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, এইটা ঠিক বলেছেন। আচ্ছা। বাহ! আপনার মন মতো করে একদম। আচ্ছা। আচ্ছা।

হ্যাঁ, এটা ঠিক বলেছেন। এই ব্যাপারগুলার জন্য আমার স্ট্রিট ফুড খুবই ভালো লাগে। এখন হয়তো একটু বয়স হয়ে গেছে। মানে অতোও বয়স না। মানে এ স্কুল, কলেজ লাইফ পার করে ফেলছি, চি ইউনিভারসিটি লাইফ ও পার করে ফেলছি। তাই এখন দেখা যায় যে, ওই ব্যাপারটা এখন আর কাছ থেকে ওইভাবে অনুভব করতে পারি না। মানে ওই মানুষজন থাকে না আশেপাশে। আবার হচ্ছে যে, ওই সময় থাকে না। ওই cravings টাও থাকে না। আগের যে একটা cravings ছিল।
হুম, হুম। <chuckles> জি, জি। হুম, হুম। বুঝতে পেরেছি। হুম, হুম। আমি জানেন এখন যেটা করি, আমার এখনও স্ট্রিট ফুড এর অনেক cravings উ উঠে। আমি এখনও যখনই খুই মানে শুনতে পাই যে কোথাও একটা ভালো কিছু খুলেছে বা কোথাও একটা নতুন হাব হয়েছে স্ট্রিট ফুড এর, আমি খুব চেষ্টা করি গিয়ে একটু ট্রাই করার। আমার প্রচণ্ড ভাল্লাগে। আমার কাছে মানে স্ট্রিট ফুড হপিং বা স্ট্রিট ফুড যে এক্সপ্লোর করার ব্যাপার-স্যাপার আছে, সেটাতে আমার মনে হয় যেন আমার মনটাও ভালো হয়ে যায়, আমার দিনটাও ভালো হয়ে যায় এবং মানে যেটাকে বলে যে মানে এটা আমার শখের কাজ বলতে পারেন।
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আবার আরেকটা জিনিস খুব ভালো লাগে নাচোস, নাচোস জিনিসটা আপনার কেমন লাগে?
জি, জি। হ্যাঁ, নাচোস টা প্রচণ্ড ভালো লাগে আমার। সেটা যদি পারফেক্ট আমাউন্ট এর মেয়ো, চিকেন বা সব ইউজ করে তাহলে তো আমার মনে হয় যেন সেটা সবচেয়ে বেস্ট একটা জিনিস হয়ে যায়।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর চিপ্সটা যদি একটু Crunchy দিতে পারে তাহলে তো কোনো কথাই নেই।
ই জি। আচ্ছা, ইদানিং যে আমাদের দেশে নতুন একটা জিনিস এসেছে যে চিপ্স প্যাকেটে কিমা, সালাদ ইউজ করে নাচোজ এর একটা জিনিস বানানো হচ্ছে। এই জিনিসটা কি আপনার ট্রাই করা হয়েছে?
অনেস্ট। <chuckles> <chuckles> এ এ না, এটা আমি ট্রাই করতে পারি নি। আমি ট্রাই করার জন্য খুঁজছি মানুষজন কিন্তু পাচ্ছি না তো।
আচ্ছা, আমার মনে হয় যে আপনি তাহলে যেহেতু ট্রাই করেননি তাহলে রংপুরে একটা চায়ের দোকান আছে গুলশান ২ সার্কেলের পাশে, ওখানে একজন বসেন একটা গাড়িতে। ওইখানে আপনি ট্রাই করতে পারেন যে ও
হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। অ টট টয়টা স্কয়ার? টয়টা নয় নোয়া স্কয়ার? নোয়া স্কয়ার এর পিছে? মানে ডালা খুলে তারপর বেচতেছে ওইরকম কিছু?
জি, জি। জি, জি, জি, জি। তো আমার কাছে মনে হয় যে ওনারা এই জিনিসটা খুব ভালোভাবেই শুরু করতে পেরেছেন এবং ওনাদেরটা আসলেই খুব ভালো হচ্ছে। ওনাদের মাংসের অ্যামাউন্ট বলেন কিংবা সালাদ বা চিপ্স এর quality সবই ভালো।
ও! আচ্ছা, আচ্ছা, ছা ছা আচ্ছা, আচ্ছা। আচ্ছা।

হ্যাঁ, আমার কাছেও একই জিনিস মনে হয়। একটা হচ্ছে আমার যেটা ওইযে দিনের শুরুতে আমার black coffee টা ভাল লাগে। না হলে মনে হয় যেন সারাদিনটা একটু ম্যাজম্যাজে যায়। এরপর সারাদিন আমি যত যাই করি না কেন আমার একটু চ চা খাওয়াই লাগবে। চা না খেলে মনে হয় যেন কি জানি একটা missing। Even আমি চা hunting এও বের হই বা যখন শুনি যে কোথাও ভালো চা পাওয়া যায় আমি চলে যাই চা খেতে। তো এই অভ্যাসটা আমি মনে করি যে আমি আমার বড় ভাইয়ের থেকে পেয়েছি। বড় ভাই আর আমি যেটা করতাম হচ্ছে, ধরেন মাঝে, মাঝে highway-তে চলে যেতাম যে বিভিন্ন highway এর চা গুলা খুবই ভালো হয়। তো শুধু চা খেতে যেতাম, কোথাও যাচ্ছে এমন না। ২-৩ ঘণ্টা drive করে, ওখানে গিয়ে হয়তো ০.৫ ঘণ্টা, ১ ঘণ্টা বসে টং-এ চা খাচ্ছি, গল্প করছি আবার চলে আসছি। <laughs>
আচ্ছা। <chuckles> আচ্ছা। <chuckles> আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। <laughs> আচ্ছা, বুঝতে পেরেছি। না, আমার হচ্ছে যে যেটা বলেছেন আ চা তো অবশ্যই ভালো লাগে, এর থেকে আরও বেশি ভালো লাগে হচ্ছে expresso shot। এইটা আমার কাছে খুব ভালো বেশি।
Espresso shot টা আমি মনে করি খুব বেশি mandatory। যখন অনেক বেশি tired হয়ে পড়েছি, হাতেও অনেক কাজ আছে, কিছু করতে পারছি না, focus করতে পারছি না, তখন ওই espresso shot টাই দরকার। এবং খুব যে বেশিক্ষণের জন্য কাজ করে এমনও না। আমার জন্য যেটা মনে হয় যেন highest আমি ২-৩ ঘণ্টা ঠিকঠাক মতো আছি। এরপরে আবার ওই আলসেমি, ঝিমানি ধরে যাচ্ছে।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, full recharge আরকি একদম। এটা ঠিক বলেছেন। আর এমনিতে ঝালমুড়ি খেতে আপনার কেমন লাগে? ঝালমুড়ি?
ঝালমুড়ি আমার ভীষণ প্রিয় এবং সেখানে যদি দেখি যে মামা আ খুব সুন্দর করে আসপাশে হচ্ছে ঝালমুড়ির ক্ষেত্রে আমার মনে হয় যেন ওই ঘুঁটনি যেটা use করে আর যে মসলাটা use করে সেটা যদি perfectly বানাতে পারে তাহলে ঝালমুড়িটা পুরো অমৃত হয়ে যায়। অবশ্য আমি সবচেয়ে best ঝালমুড়ি খেয়েছিলাম চিটাগাং-এ, GEC মোড়ে। তো ওখানে আমি যেটা পেয়েছিলাম জি, জি। ওখানে ওইযে মামা একটা বোম্বে ঝালমুড়ি বানান। মাঝে, মাঝে একটু ডিম ব্যবহার করেন, মাঝে, মাঝে একটু মাংস ব্যবহার করেন। ভীষণ ভাল লাগে আমার।
হ্যাঁ। আচ্ছা। ও! আপনি চিনেন জায়গাটা? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, আমি খেয়েছি। আমি খেয়েছি ওখানে। আমার যাওয়া হয়েছিল অনেক দিন আগে। আচ্ছা, আচ্ছা। সেই ঐতিহাসিক মামা।
জি, জি। <chuckles> আমার নানুবাড়ি অবশ্য চিটাগাং-এ। তো সেক্ষেত্রে আমি যেটা করি আমার অবশ্য চিটাগাং-এ আরেকটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে নেভাল পয়েন্টে তাহলে গিয়েছেনই।
জি, জি। আচ্ছা। হ্যাঁ, definitely। Oh my God! Neval Point এর কাকড়া, কাকড়া, এ তো না খেলে তো হবেই না।
আ তো নেভাল আমার প্রচণ্ড হ্যাঁ, কাঁকড়াটা আর ওইযে ছোট, ছোট সিঙ্গারা যেটা বিক্রি করে আমার প্রচণ্ড ভাল লাগে। আর আমার কাছে নেভাল জায়গাটা প্রচণ্ড ভালো লাগে। এখন অবশ্য অনেক crowded হয়ে গেছে। আগের মতো অতটা
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ।
ভালো লাগে না বা পরিবেশটা নষ্ট করে ফেলছে। তাও ভালো লাগে যে ওই মোটা দেয়ালটাতে পা ঝুলায় বসে নিচে পানি আছড়ে এসে পড়ছে। দূরে ship-এর আলো দেখছি। তো এটার পাশাপাশি একটু কাঁকড়া ভাজা, একটু ছোট, ছোট সিঙ্গারা, তারপর একটু চা, প্রচণ্ড ভাল লাগে।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ।